আচ্ছা, কফি বা চা খাওয়াটা আপনার এনার্জি তে আসলে কী ধরনের প্রভাব ফেলে? এটা একটু বলেন প্লিজ।
অবশ্যই আ দেখুন আমি যে ধরণের জব করি সেক্ষেত্রে আমাকে রাতে জাগতে হয় এবং আমাকে দিনের বেলা অনেক লেট এ শুরু করতে হয় এবং এটা তো সু শরীরের জন্য খুব একটা ভালো বিষয় না। হ্যাঁ? হরমোনের বিভিন্ন সমস্যা হয় তো কফি বা চা খাওয়ার যে ব্যাপারটা এটা আমার কাছে বেশ গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো আমি নরমালি কফি দিয়ে শুরু করি এবং এটা আমাকে বেশ এনার্জের্টিক রাখে এটলিস্ট ৬:০০ থেকে ১ ঘন্টা আমাকে ভালো এনার্জি প্রোভাইড করে। আমি চাও জি।
আচ্ছা, আচ্ছা। বাহ! আচ্ছা, আচ্ছা। তো এটা কি প্রত্যেকদিন আপনি একদম অ কাজের শুরুতেই খান নাকি দিনের বিভিন্ন সময়ে মানে পার্ট বাই পার্ট চলতেই থাকে?
হট ব্যাপার চলতে থাকে। আমি ঘুম থেকে উঠে কফি না খেয়ে যদি কারো সাথে কথা বলি আমি হয়তো তাকে যদি "ভালো আছো কিনা?" জিজ্ঞেস করি সে হয়তো ভয় পাবে। আমি আমার মাথাটা এত বেশি আরকি ওই মুহূর্তে মুড অফ থাকে বা cram থাকে আরকি। তো আমি হচ্ছে কফির ইফেক্ট টা শেষ হতে হতে বিকেল ৪ টার দিকে ১ কাপ চা খাই এবং অফিসে বসার ঠিক আগ দিয়ে সন্ধ্যা ৬.৩০ টার বা ৬ টার দিকে আমি আরেকটা কফি খাই। যেহেতু রাত জাগতে হচ্ছে ওই কফি টা আমার একচুয়ালি প্রয়োজন প্রোডাক্টিভিটি লেভেল টা ধরে রাখার জন্য। এনার্জি লেভেল টা রাখার জন্য কফি টা প্রয়োজন আসবে।
আচ্ছা, আচ্ছা। ওহোহো। বুঝতে পারছি। আচ্ছা। আচ্ছা, আচ্ছা। বুঝতে পারছি। হ্যাঁ, হ্যাঁ। আবার ঘুমটাকে একটু প্রশ্রয় না দেওয়া সে কারণেও আ লাগতে পারে।
হ্যাঁ। <laughs> জি, জি ভালো বলেছেন একচুয়ালি। সব মিলে আম বেশ প্রয়োজন এই কফি রুটিন টা মেইনটেইন করা আরকি।
আচ্ছা, জি বলুন। আচ্ছা, আচ্ছা এই এই যে আপনি দীর্ঘদিন ধরে এ কাজে আছেন এবং কাজের এহ শুরুতে বা দিনের শুরুতে থেকে শুরু করে কাজের শুরু। কফি কিন্তু চলতেইছে আপনার জন্য। তো এই রুটিন টা কতদিনের আসলে? বা কতদিন ধরে আপনি এই একই রুটিন এ চলছেন?
জি। জি, জি, জি। এই পার্টিকুলার রুটিনটা হচ্ছে ২০১৯ সাল থেকে, এই কোম্পানিতে আছি ওই সময় থেকে। তো এইজন্য ওই সময় থেকে চলছে। এর আগে আরো একটা আমেরিকান কোম্পানিতে ছিলাম। ওদের সময়টা একটু ডিফরেন্ট ছিল। ওদের সময় একটু আগে, আগে ঘুমাতে যেতে পারতাম। ওদেরটা ইস্টার্ন ব্লক এ ছিল। আর এখনকার ক্যানাডিয়ান একটা কোম্পানি যারা হচ্ছে ওয়েস্টার্ন ব্লক এ। যার ফলে আমাকে বেশি রাত জাগতে হচ্ছে এবং তার আগে যখন স্টুডেন্ট ছিলাম তখন তো রাত জাগা, দিন জায়গা কোনো ব্যাপারই না আরকি। <scoffs>
ও আচ্ছা। হ্যাঁ, আচ্ছা, আচ্ছা। বুঝতে পারছি। বুঝতে পারছি। আহা! মানে সেইটা কোনো ব্যাপারই ছিল না। হিসাবহীন। তো আ এইযে আপনি আ স্টুডেন্ট জীবনে অবশ্যই রাত জাগতেন যেমন বললেন। এরপরে বিভিন্ন চাকরি। তো এই আ ছাত্রাবস্থায় রাত জাগা বা চা কফি খাওয়ার যে ধরন ছিল, এখন চাকরি বা ব্যস্ত জীবনে এসে রাত জাগার, চা খাওয়া, কফি খাওয়ার এ ধরন এই ২ টার ভেতরে যদি পার্থক্য ব জিজ্ঞেস করা হয়, তাহলে কী বলবেন?
আ হ্যাঁ, হ্যাঁ। হিসাবহীন চলছে। জি। জি। জি। জি। ওয়াও! আহ ওটা থেকে শুরু করি। সত্যি কথা বলতে কি এত বেশি পার্থক্য। য আমি জাস্ট সিম্পল কিছু জড়িয়ে আপনাকে বলি আপনার আসলে বেশি বুঝতে সুবিধা হবে। সেটা হচ্ছে চিনি খাওয়া যে বিষয়টা। আমি কখনো চিনি বাদ দিয়ে চা কফি খাইনি আমার কলেজ জীবনে। আর যখনই আমি চাকরি শুরু করলাম ওয়েটটা গেইন হওয়া শুরু করলো। চিনি পুরোপুরি বাদ। এবং চিনি যে চা কফির ক্ষেত্রে কতটা গুরুত্বপূর্ণ স্বাদের দিক থেকে তখন রিয়ালাইজ করি। এখন অতটা ইফেক্ট ফিল হয় না। আবার ক্ষেত্র বিশেষে যখন ২-১ ডালগোনা টাইপের কোনো চিনিসহ খেয়ে ফেলি তখন আমি আসলে বুঝতে পারি যে কোন জিনিসটা আমি ডেইলি মিস করছি। পাশাপাশি আগে যেটা ছিল যে আমি যদি চা কফি খে খেললাম। ১ ঘন্টা পরে ঘুমাতে গেলাম, ঘুমিয়ে যাবো, কিচ্ছু হবে না। বডি সবকিছু ফিটলি ট্যাকেল করতে পারে। এখন
হ্যাঁ, হ্যাঁ। অবশ্যই। আচ্ছা, আচ্ছা। বুঝতে পারছি। আচ্ছা, আচ্ছা। বাহ! বাহ! আচ্ছা, তারপর? আচ্ছা, আচ্ছা। মানে তখন এইটা অভ্যস্ততার একটা ব্যাপার ছিল। আচ্ছা, আর এখন?
আ হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। জি, জি। এখন হচ্ছে যদি চা-কফি ভুল করেও ১ ঘন্টা এদিক ওদিকে হয়, দেখা যাচ্ছে পরদিন সকাল পর্যন্ত আমি জেগে আছি। এমন হ হয়েছে। তো এখন আসলে অনেক বেশি ফিল করি।
ও আচ্ছা। তো এটার এটার কারণটা কী? এখন কি চা কফি আগেও খেতেন, এখনও খান। আগে ঘুমাইলে ঘুম আসতে পারত বা যখন আপনি ঘুমানোর চেষ্টা করতেন, শুয়ে পড়তেন ঘুম চলে আসত। কিন্তু এখন কফি খাওয়ার পর আ ঘুমটা আসছে না। এইটা কি শুধুমাত্র অভ্যাস নাকি আ একটু মানসিক চাপে থাকেন। যেহেতু এখন অ্যা কাজ করেন, চাকরি করেন। তো এই মানসিক চাপটাই কি দায়ী? নাকি হা আপনার শরীরের কি বলে এটাকে মানে আ সহ্য ক্ষমতাটাও হয়তোবা আলাদা হয়ে গেছে, কী মনে হয় কারণ?
জি। হুম, হুম। জি। মেটাবলিজম এসব। জি, জি। এমন আমার আমার মনে হয় সহ্য ক্ষমছ চাইতে শরীরের মেটাবলিজম টা হচ্ছে বেশি গুরুত্বপূর্ণ এখানে, হ্যাঁ? এটা আমার নিজস্ব ধারণা। এই বিষয় নিয়ে আমি পড়াশোনা করে কোনো একটা ভালো ই পাইনি। আমার ঘুম নিয়ে যেহেতু সমস্যা আছে এটা নিয়ে একটু ঘাটাঘাটি করেছি। আমার ধারণা ইয়াং বয়সে ৩০ এর আগ দিয়ে বিশেষ করে আমাদের যে মেটাবলিজম থাকে, এরা হচ্ছে কফিকে যেভাবে ব্রেকডাউন করে, যাকে যেভাবে ব্রেকডাউন করে, ক্যাফেইনকে মূলত যেভাবে ব্রেকডাউন টা করছে এটাতে ওরা অনেক বেশি এফিসিইয়েন্ট ছিল। বডির য ওই মুহূর্তে যা যেটা দরকার সেই অনুযায়ী চেঞ্জ করে ফেলত। এখন বডি আসলে আগের মত নাই। ৩০ এর পর থেকে বডির যে চেঞ্জগুলো আসে, আমার মনে হয় যে এখন আমরা আগের চাইতে এই দিকটাতে, মেটাবলিজম এর দিকটাতে বেশ দুর্বল। হ্যাঁ? এই যার কারণে এখন একটু এদিক ওদিক হলেই কিন্তু থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তাই আমি এটাই মনে করি আসলে যে মেটাবলিজমই মূল দায়ি আরকি।
আচ্ছা, আচ্ছা। বুঝতে পারছি। আচ্ছা। বুঝতে পারছি। বুঝতে পারছি। হ্যাঁ, হ্যাঁ। একদম। বেশ দুর্দান্ত গভীর চিন্তা আপনার। আচ্ছা। আ এইখানে একটা জিনিস জানতে চাই, আপনি কি ধরনের কফি খান?
আচ্ছা কফি আমি আসলে খাই হচ্ছে বিনের কফি, নরমালি হচ্ছে Nescafe থেকে খাওয়া শুরু। পরবর্তীতে উম ভার্সিটির পাশে বসুন্ধরা গেটে <chuckles>
আচ্ছা। সবার সবারই কি শুরু এই Nescafe দিয়েই হয় কোনো এক অদ্ভুতভাবে? আরও
এটা কিন্তু ঠিক, বাংলাদেশে কফি কিন্তু নিয়ে এসেছে এইযে Nescafe এর যে ব্যাসিক ভার্সনটা জি, জি, ওইটা। তো পরবর্তীতে হচ্ছে জ্বি।
Nescafe. হ্যাঁ, হ্যাঁ। তো এখন Americano নাকি অন্য কোনো অপশন আছে ভালো লাগার মতো?
Americano, আপনি একদম পারফেক্ট ধরেছেন। Espresso টা মাঝে, মাঝে খাওয়া হয়। বাট Americano ই বেশি খাওয়া হয়। এবং বিনের কফি খাওয়ার একটা অভ্যাস।
হ্যাঁ, মানে এটা খুব সহজ ধারণা ছিল। অনুমান করা সহজ ছিল। কারণ আ আপনি বললেন আপনি চিনি খান না এখন। <chuckles> তো চিনি ছাড়া খা খাওয়ার মতো <chuckles> তো আর কোনো অপশন দেখি না। হ্যাঁ, অন্যান্যগুলোও চিনি ছাড়া খাওয়া যায়। কিন্তু যারা মিষ্টি জাতীয় খাবার থেকে একটু আ দূরে থাকে, তারা অন্য কিছু খায় না আরকি। মানে অন্তত আমার যতদূর জা জানা।
জি, জি। আ আচ্ছা, আচ্ছা। জ্বি, জ্বি। Flavor টা আসলে। হ্যাঁ, হ্যাঁ। অনুমান কিন্তু দুর্দান্ত ছিল একচুয়ালি। হ্যাঁ, হ্যাঁ। একদম অন স্পট ছিল আরকি। তো হ্যাঁ, Americano এটাই।
হ্যাঁ, আচ্ছা, আচ্ছা। তো প্রতিদিন কি পরিমাণে চা-কফি খাওয়া, আপনার কাছে মনে হয় যে, "না, ঠিক আছে, আমি বে খাচ্ছি? আমার শরীরের উপরে বাজে কোনো প্রভাব পড়ছে না।" পরিমাণটা কী মনে হয়?
আমার মনে হয় ২ টা Americano একদিনের জন্য যথেষ্ট। আমি যতদূর শুনেছি ৬ কাপ পর্যন্ত কফি খাওয়া যেতে পারে। আ ঘুম বা অন্য কোন ক্ষেত্রে ইফেক্ট মানে না আর ফেলে আরকি। মানে ৬ কাপ পর্যন্ত বডি অ্যাডজাস্ট করে নিতে পারে আ আফটার 30 আমি আফটার বিফোর 30 আমি ঘাঁটাঘাঁটি করি নাই। যেহেতু আ আমি তো অলরেডি 30 ওভার পার করে ফেলেছি। আফটার 30 তো একদম শেষ পর্যন্ত আপনি ৬ কাপ দিনে হজম করতে পারেন। এটা হচ্ছে সায়েন্টিফিক্যালি অনেকটা প্রুভেন আরকি ওরা টেস্ট করে দেখেছে। আমার ক্ষেত্রে ২ কাপ যথেষ্ট। ২ কাপ এবং ১ কাপ চা। এই ৩ টার মাধ্যমে আমি সীমাবদ্ধ থাকতে চাই। আমার জন্য এটাই মনে হয় যে perfect আরকি একটা balance.
আচ্ছা, আচ্ছা। জ্বী, জ্বী। বুঝতে পারছি। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, আচ্ছা। বুঝতে পারছি। হ্যাঁ, হ্যাঁ। আ যথেষ্ট আপনার জন্যে। এর থেকে বেশি প্রয়োজন নেই। তো এই যে এ কফি খাওয়ার আপনার বেশ সুন্দর একটা রুটিন আছে এবং দৈনন্দিন একইভাবে একই রুটিনে কফি খেয়ে যাচ্ছেন। তো এ কফি বানাতে কি বেশি ঝামেলা মনে হয়? যেহেতু কফি বানানোটা অনেক আ মানে একটু ঝামেলার অবশ্যই। আ অনেক প্রসেস আছে, <scoffs> নিয়মনীতি আছে। অনেক কিছু মাথায় রাখতে হয়। তো এইটা কি আসলে ঝামেলা মনে হয় নাকি অন্য কোনোভাবে এইটাকে মেনেজ করে নেন?
জ্বি। জ্বী, জ্বী। এটা জ্বী। হ্যাঁ, হ্যাঁ। জ্বী, জ্বী, জ্বী। আম হ্যাঁ, কফি বানানোর আগ পর্যন্ত ঝামেলা মনে হয়। সত্যি কথা বলি যে আমি যারা Nescafé খায় বা এই ধরনের রেডিমেড কফি খায়, তাদের আসলে এটাকে কোনোকিছু জ্বী, জ্বী। ইনস্ট্যান্ট কফির ক্ষেত্রে তারা আসলে এই বিষয় নিয়ে ভাববেই না। বাট যারা অ্যাকচুয়াল কফি বিন কিনে সেটাকে গ্রাইন্ড করে একটা ম মেশিনের মধ্যে যে বানাচ্ছে তাদের জন্য কিন্তু প্রসেসটা বেশ সময়সাপেক্ষ এবং ব্রেইন এরও কাজ আছে কিন্তু। আপনাকে কত গ্রাম নিচ্ছেন? কোন বিনটা নিচ্ছেন? সেটাকে কত টেম্পেরেচার? এইসব হিসাব রাখতে সকলের বিরক্ত লাগে। বাট
<scoffs> আচ্ছা, আচ্ছা। Instant coffee যেগুলো আরকি। হ্যাঁ, হ্যাঁ। একটু ঝামেলার। অবশ্যই, অবশ্যই। হুম। রোস্ট কীভাবে করছেন? এগুলো অনেক কিছু <scoffs> ঝামেলা।
জ্বী, জ্বী। রোস্ট আ রোস্ট কফি আমি বাসায় আমি করি না। কারণ এটা আসলে কমপ্লিটলি ডিফারেন্ট একটা ডোর ওপেন করবে যেটাতে আমাকে দিনে ঘন্টার পর ঘন্টা <scoffs> দিতে হচ্ছে। So এত সাহস এখনো হয়নি। বাট ওই ১ম যেই চুমুকটা দিচ্ছি কফি তে, যে ফ্লেভারটা পাচ্ছি, এটাতে আসলে এতক্ষণ যে কষ্টটা করেছিলাম সেটা পুরোটাই ভুলে যাই। মনে হয় যে এরকম হাজার বার আমি কষ্ট করতে রাজি যদি শেষ পর্যন্ত এই ফ্লেভারটা পাওয়া যায় আরকি।
হ্যাঁ। একদম, একদম। ঠিক। বাহ! বাহ! আচ্ছা অনেকেই বলে যে হ্যাঁ, কফি ইনস্ট্যান্ট কফি যেগুলা আ সেইগুলার স্বাদ আর আ বিনের কফি যেইগুলা, এইগুলার স্বাদ আকাশ-পাতাল ব্যবধান এবং কেউ যদি একবার বিনের কফি খেয়ে অভ্যস্ত হয়ে যায় তো তার জন্যে আবার ওই ইনস্ট্যান্ট কফি খাওয়া এটা আসলে প্রায় অসম্ভবের কাছাকাছি। তো আপনি যেহেতু ২ টার সাথেই পরিচিত আপনি এখন খাচ্ছেন বিন একসময় ইনস্ট্যান্ট খেতেন। তো এই পার্থক্যটা কি আসলেই সত্যি বা আপনার ক্ষেত্রে কি হয়?
জ্বী। জ্বী। <chuckles> জ্বী। জ্বী, জ্বী। দেখুন আমার মনে হয় এটা ম্যান টু ম্যান ভ্যারি করে। আমি এর যদি একটা উদাহরণ দিই সবচেয়ে ভালো হয়। আমি হচ্ছে আমার এক অ্যা চাচা উনি সম্পর্কে, চিটাগং এ থাকেন, উনি মোটামুটি বাংলাদে চিটাগংয়ের টপ পর্যায়ের ব্যবসায়ীদের মধ্যে ১ জন। অনেক টাকা পয়সার মালিক। তাকে নিয়ে আমি ১ বার ঢাকার গুলশানের খুব luxurious একটা বুফেতে গিয়েছিলাম আরকি। মানে চাচা মানুষ, এত ব বড়ো পর্যায়ের মানুষ। তো উনি পুরো খাওয়া শেষে বল বললেন যেটা, "এর চাইতে ৳৮০ দিয়ে রাস্তার পাশে একটা বিরিয়ানি খেলে ভালো হতো।" তো এটা মানে এই না যে উনার লেভেল ওইটা এরকম কিছু না। কথা হচ্ছে উনি এটাতে অভ্যস্ত নন, ওনার কাছে এটা ভালো লাগে নাই। এটা যার কাছে যার রুচি যেমন, অভ্যাসটা যেমন। কেউ Nescafe খেলে তাকে আমার বাপ বাজে বলার কোন রাইট আমার নাই। তো রুচি নেই না, না। আমি জাস্ট আমার দিক থেকে বলছি আরকি, জ্বি, জ্বি।
আচ্ছা। অবশ্যই। বাহ! বাহ! বুঝতে পারছি। <scoffs> আচ্ছা, আচ্ছা, বুঝতে পারছি। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা। <chuckles> বুঝতে পারছি। একদম, একদম। না, না আমি বাজে বলাটা না, বিশেষত যারা জ্বি, জ্বি। বিশেষত যারা হয় কি? আপনি বিনের হ্যাঁ, কফি খেয়ে অভ্যস্ত এবং এইটার কিন্তু একটা আলাদা স্বাদের সিগনেচার আছে। এটা আপনি যতবার বানাবেন যদি আপনি নিজে বানান একই রকম স্বাদ হবে, একই রকম গন্ধ আ এবং অবশ্যই অন্যান্য ধরনের কফি থেকে আলাদা। তো হ্যাঁ, হ্যাঁ। তো এইটা যখন আপনি খেয়ে অভ্যস্ত এরপরে যখন আপনি Nescafe বা বিভিন্ন ইনস্টেন্ট কফি এ খাওয়ার চেষ্টা করতে পারেন তখন কি আসলে খাইতে পারেন বা খাইতে কি অস্বস্তি লাগে?
একদম ঠিক। জি। হুম। অনেক আলাদা। একদম। আ খাইতে পারি না সেটা না বাট আপনি যেটা বললেন এক্সাক্ট সেটাই যে অস্বস্তি লাগে। মানে প্রত্যেকটা চুমুকে মনে হয়, "আমি এটা কেন খাচ্ছি?" প্রত্যেকটা চুমুকে মনে হয়, "কেন আমি আমার ঐ সেটআপ সাথে নিয়ে আসলাম না?" এটা সাধারণত কোথাও ঘুরতে গেলে হয়। আমার ফরচুনেটলি আমার সেটআপটা সবই ম্যানুয়াল। গরিব মানুষ এজন্য সব ম্যানুয়ালি কিনছি। তো এটা আমি চাইলে স আচ্ছা।
আচ্ছা, আচ্ছা। বুঝতে পারছি। না, না, গরীব মানুষরা মোটেই ম্যানুয়াল ব্যবহার করে না।
আচ্ছা। তো আমি ওগুলাকে সাথে করে নিয়ে বিভিন্ন জায়গায় যাই। ইভেন সেন্ট মার্টিন দ্বীপে গিয়েছিলাম। তখন সাথেই আমার ছিল। বাট অনেক সময় যদি দিনে যেয়ে দিনে ফিরে আসবো তখন ঐগুলোকে ক্যারি করার হেজেল টা করতে চাই না। তখন ওখানে গিয়ে আমাকে জি, জি, ঐ ইনস্টান্ট কফি খেতে হচ্ছে। তো প্রত্যেকবার মিস করি যে, "এই কফিটা সাথে যদি একটু নিয়ে আসতাম তাহলে হয়তো এই কষ্টটা করা লাগত না। বা অথবা এই কফিটা খাওয়া লাগত না।" ঐ কষ্টটা যথেষ্ট আমি করতে পারতাম আরকি। এই ফিলিংসটা আসে। জি।
আচ্ছা, আচ্ছা। একটু ঝামেলা, হ্যাঁ। আচ্ছা, আচ্ছা। বুঝতে পারছি। তো আপনি যেমন বললেন দিনের শুরুতে কফি আবার কাজের শুরুতে কফি আর বিকালে ১ টা চা খান। তো এবার যদি আপনার কাজ বা দৈনন্দিন রুটিন এর বাইরে গিয়ে জিজ্ঞেস করি বন্ধু-বান্ধবের সাথে নিশ্চয়ই আড্ডা দেওয়া হয় আ বা পরিচিত মানুষের সাথে বাইরে যাওয়া হয়। তখন কি করেন? <scoffs> তখন আ চা না কফি বা কোনটা খেতে পছন্দ করেন?
জি। হ্যাঁ। আমি প্রেফার করি চা খেতে। কারণ আমি কফি enthusiast হলেও কফি টা মূলত প্রয়োজনের জন্যে খাই। আমাকে যদি এখনো সুযোগ থাকত, যে কফি না খেয়ে সকালে এবং সন্ধ্যায় চা খাবার আমি সেক্ষেত্রে চা ই খেতাম। কারণ ক্যা মানে চা আমি বেশি প্রেফার করি। আমার চা খেতে বেশি ভালো লাগে। কারণ কফি টা হচ্ছে প্রয়োজনের জন্যে। বাইরে গেলে আমি চা ই প্রেফার করি ২ টা কারণ। ১ম হচ্ছে চা আমার পছন্দ। পাশাপাশি চা তে ক্যাফেইন এর পরিমাণ কম থাকার কারণে যদি একটু বেশি খাওয়া হয়েও যায় রাতে ঘুমাইতে যেন প্রবলেম টা না হয়। যেহেতু আবার রাতে ঘুমানোর একটু ইস্যু আছে, ঐটা আমি একটু দেখি বাইরে যেয়ে যেন আমার কফি কোনভাবেই না খাওয়া হয় আরকি।
আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ। বুঝতে পারছি। বুঝতে পারছি। একদম। বুঝতে পারছি। আচ্ছা, আপনার ঘুমের সমস্যার কথাটা বারবার বললেন। আ একটু আগেও বলেছেন, এখনো বললেন। এইটা বা কি শুধুমাত্র চা-কফির জন্যেই হচ্ছে এমনকি আপনি কোন আ নিশ্চিত তথ্য পেয়েছেন বা কোন ডাক্তারের কাছে কি এই বিষয়ে কথা বলে বা পরামর্শ নিয়েছেন?
জি। জি, জি। ডাক্তারের কাছে যাওয়া হয়নি এবং আমার মনে হয় এটা চা-কফির জন্যে না। মূলত আমি যে রাত জাগছি রাত জেগে যেই অভ্যাসটা করছি মেটাবলিজম এর একটা স্লো মানে স্লো হচ্ছে। হরমোনাল কিছু ইফেক্ট আছে। এগুলা খাইলে কর্টিসল হরমোন রিলিজ হয়। এইগুলো ঘুমে ডিস্টার্ব করে। আ মেলাটোনিন যেটা থাকার কথা সকাল বেলা বাইরে গেলে মেলাটোনিন আমাদের ঘুমাতে হেল্প করে, এই জি বিষয়গুলো হচ্ছে আমার তো হচ্ছে না। এইজন্যে আমি মনে করি এই সবকিছু মিলিয়ে মূলত রাত জায়গাটা এবং সকাল, সকাল না উঠা, বাইরে না যাওয়ার যে বিষয়গুলা এইগুলা আমি মূলত বলব ঘুম না হওয়ার পেছনে মূল কারণ। আমি কোন ডাক্তারের সাথে ডিরেক্ট professional কারোর হেল্প নি নাই। বাট আমার ডাক্তার যারা আত্মীয় আছেন, তাদের সাথে কথা বলেছি এবং তারাও সেটাই হ্যাঁ, মনে করেন আরকি।
হ্যাঁ, হ্যাঁ। জি, জি, অবশ্যই। হ্যাঁ, হ্যাঁ। বুঝতে পারছি। পরিচিত যারা আছেন আরকি। তো অ্যা আ caffeine এর প্রতি সংবেদনশীলতা যদি থাকে শরীরের, সেক্ষেত্রে কিন্তু অনেক উপসর্গ দেখা যায়। তো আপনি অ্যা নিয়মিত চা কফি খাচ্ছেন, অ্যা নির্দিষ্ট সময়ে খাচ্ছেন। এই ধরনের কোন উপসর্গ কি কখনো আপনার শরীরে দেখা গেছে?
জি। হ্যাঁ। উপসর্গ খাওয়ার পরে হয়নি, বাট না খেলে হচ্ছে। নরমালি যেটা দেখা যায় আমার ক্ষেত্রে আমি যদি সকালে উঠে কফি টা না খাই তাহলে মাথা ব্যাথা তৈরি হয় এবং আমার সবকিছু একটা, মনে হয় ব্রেইন টা foggy অবস্থায় আছে। আমি কোন কিছু ভালোভাবে চিন্তা করতে পারছি না। তো এইটা এত বেশি অনুভূত হয় যে, আমি উম এখন মনে করি যে আমি কফির পর কিছুটা অ্যাডিক্টেড, কারণ কফি ছাড়া স্বাভাবিক ভাবে <scoffs> চলাফেরা করা বা কাজ করা যেটা, সেটা করতে পারছি না এবং আমি কফি ছাড়া থাকলে ম আমার কষ্ট হচ্ছে। যার ফলে <scoffs> অ্যাডিকশন এর পর্যায়ে চলে গিয়েছে আসলে আরকি।
হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, আচ্ছা। বুঝতে পারছি। আচ্ছা, আচ্ছা। আ একটু কষ্টের। বুঝতে পারছি। তো অনেক সময় দেখা যায় যে ম্যা যারা কফি নিয়মিত খায়, এদের আ আ পছন্দে কিছু পরিবর্তন আসে বা কার্যকলাপে কিছু পরিবর্তন আসে। যেমন আ ১ম যখন কফি খাওয়া হয়, ১ম এক ঘন্টা হয়তোবা খুব বেশি ভালো এনার্জেটিক লাগে। এরপরে গিয়ে দেখা যায় যে এনার্জি লেভেল টা একদম নিচে নেমে যায়। মনে হয় যে, "না এনার্জি নেই <scoffs> বা হয়তোবা অতটা প্রাণোজ্জ্বল অনুভব করছি না" এমন হয়। তো আপনার ক্ষেত্রে কি এমন নাকি এটা একটা আ subtle পর্যায়ে থাকে?
crash করে রাইট। না, আমার এইরকম হয়নি actually কখনো। আমার জানি না কেন, maybe এ মানুষের মানে মানুষের মানুষ metabolism যে বিষয়টা কফির, সেটা vary করে আরকি। আমার ক্ষেত্রে কখনো এরকম হয় না। At least ও যদি হয়েও থাকে আমার মনে নাই। Normally coffee আমাকে যেটা করে আমার যে ক্লান্তির যে ভাবটা সেটাকে দূর করে। Energy বেশি পাওয়ার যে বিষয়টা এটা খুব বেশি coffee থেকে যে আমি পাই সেটা না। বরঞ্চ এই রাত জাগার ক্ষেত্রে শেষ রাতে যে energy চলে যাওয়ার যে বিষয়টা সেটা বরঞ্চ coffee আমাকে ধরে রাখতে help করে। crashing টা আমার খুব বেশি হয় না। But শুনেছি যে আমি অনেকের এটা হয়ে থাকে আরকি।
অবশ্যই, অবশ্যই। আচ্ছা। একদম। ও! আচ্ছা, আচ্ছা। <scoffs> বুঝতে পারছি। তো আরেকটা আ যারা coffee পছন্দ করে বা নিয়মিত খায় তাদের ভেতরে একটা খুব প্রচলিত ব্যাপার আছে caffeination. আ অতিরিক্ত caffein বা brain যখন process করে caffein নিয়মিত নির্দিষ্ট সময়ে অ তখন ওই যে buzzing বা হয়তোবা একটু ঝাপসা লাগা এই ধরনের কিছু উপসর্গ দেখা যায়। অ্যা চোখে বা মাথায়। তো আপনার কি কখনো এই ধরনের কোন উপসর্গ দেখা গেছে কাজের সময় বা অন্যান্য যেকোনো সময়?
জি। তাই নাকি? আচ্ছা। না, এদিক থেকে আমি কিছুটা fortunate. আমার কখনো হচ্ছে গে যেই আপনি বললেন যে, যে term টা এইটা আমার ক্ষেত্রে কখনো আসলে হয়নি।
হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, আচ্ছা। এইটা তো তাহলে বলতে হয় আপনি এ অবশ্যই ভাগ্যবান এবং আ যথেষ্ট শক্ত শরীর কাঠামোর অধিকারী। বাকি যে সমস্যা আছে সেটা আশা করি কেটে যাবে সময়ের সাথে। দেখা যাক কি হয়? অনেক ভালো লাগলো ভাইয়া। আপনার চা, coffee এর অভিজ্ঞতা শুনে। আপনি প্রতিনিয়ত বা প্রতিদিন যেমন নিয়ম করে চা কফি খাচ্ছেন। এবং এইটা আপনাকে যে কাজের এনার্জি দিচ্ছে বা আপনি এ প্রাণ উজ্জ্বলভাবে কাজ করতে পারছেন এর জন্যে। জেনে ভালো লাগলো ভাইয়া। আ অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ আপনাকে।
Thank you, thank you. জি, আপনাকেও অনেক ধন্যবাদ। বিশেষ করে <clears throat> এতটা সময় নিয়ে যে আমার সাথে কথা বললেন, কথা শুনলেন। এইজন্য আপনাকে অনেক ধন্যবাদ। ভালো থাকবেন।